যেমন উদাহরণ সহস উদাহরণ যদি দিই সেক্ষেত্রে ইন্টার এর পরে আমার ইসে চান্স হয়েছিল, আ কুয়েটে চান্স হয়েছিল। কুয়েটে ১ম, আ ১ম, সারির দিকে আমার স্কোর ছিল আরকি। বাট আমি মিউজিকে জি, ধন্যবাদ। কিন্তু আমি আ ঢাকাতে নর্থ সাউথ এ মিউজিক নিয়ে পড়াশোনা করতে চাচ্ছিলাম। তো এইটা নিয়ে বাসায় হচ্ছে একটু কারণ আমার হচ্ছে তখন আলরেডি চারু মানে ঢাকা ইউনিভার্সিটির ঘ ইউনিট এ মিউজিক পড়াশোনার সুযোগটা বন্ধ হয়ে গিয়েছে আমার চান্স হয় নাই। তো এখানে বেশ কিছু কাহিনী আছে বাট তো সেখানে নর্থ সাউথ এ আমি এটা পড়তে চাই। কারণ 2nd বেস্ট আমার জানামতে ছিল নর্থ সাউথ এর মিউজিকটাই হচ্ছে বেস্ট আরকি। সেটার জন্য বাসাতে আমি বেশ রাগারাগি করি। এখন আমি তাদেরকে বোঝাতে, আমি ওই যে চতুরে যে ডায়ালগ ছিল সেটাই তাদেরকে দিতাম, যে "এটা আমার passion আমি এটাকে ভালোবাসি, আমি এটা নিয়ে পড়াশোনা করতে চাই। আমার ইঞ্জিনিয়ারিং ভালো লাগে না আমাকে কেন জোর করে পড়াচ্ছো?" অ্যা তো বেশ ভালো রেজাল্ট-টেজাল্ট করছি ইত্যাদি, ইত্যাদি। আমি বললাম, "ঠিক আছে কিন্তু ভালো না লাগার যে জিনিসটা নিয়ে" এব এবং সেই মুভিতে যে ডায়ালগ গুলো ছিল যে, "আমি বা হয়তো ভালো কিছু হবে তোমাদেরকে দোষ দিয়ে যাবো যে আমি যেটা লাইনে যেতে চেয়েছি তোমরা দেওনি।" ইভেন পরবর্তীতে কিন্তু আমি পড়ি না। আমি কিন্তু আমার নিজের পছন্দমত সাবজেক্ট এ পড়েই শেষ পর্যন্ত নর্থ সাউথ থেকে বের হয়েছি তো এই <chuckles>
জি, জি। হুম, হুম। আচ্ছা, বেশ দারুণ কিন্তু! হুম। আচ্ছা। আচ্ছা। হুম। ওকে। হুম। বুঝতে পেরেছি। হুম, জি, জি। এই ক্ষেত্রে কিন্তু আপনার পরিবারও দেখা যায় যে কিছুটা আপনাকে ছাড় দিয়েছে। কারণ অন্যান্য ফ্যামিলিতে আসলে দেখা যায় মানে এত ভালো যেহেতু রেজাল্ট ছিল এবং এত বড় একটা প্রতিষ্ঠানে আপনি মানে সুযোগ পেয়েছেন। এটা কিন্তু অনেক মানুষের আসলে ড্রিম বলা যেতে পারে। মানে দেখা যায় যে হাজারে আসলে একজনই সেখানে সুযোগ পাওয়ার মানে থাকে না যে সুযোগটা পায় বা ঐরকম সৌভাগ্যটা হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানে পরিবার থেকে যেই প্রেশারটা পেয়েছেন এটা কিন্তু স্বাভাবিক।
জি। জি। জি, জি। জি, ওখানে চান্স পাওয়াটা একটু টাফ, হ্যাঁ। <scoffs> "না আপনি বললেন পরিবার থেকে সাহায্যটা পেয়েছি, বাস্তবতা হচ্ছে পরিবার থেকে আসলে আমি সাহায্য পাইনি।" আমি পরবর্তীতে বাসার সাথে মানে বাসার সাথে সম্পর্ক আমার ছিল না। আমি ফ্রিল্যান্সিং শিখি। সেই যে ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পরবর্তীতে শিখে আমি নিজে আয় করে দেন আমি নিজের পড়াশোনাটা শেষ করি। তো <chuckles> জি, এইখানে ভালো খারাপ দুইটারই একটা বিষয় আছে। কয়জন মানুষ বলতে পারে যে নিজের আয় করা টাকা দিয়ে আমি আমার অনার্স শেষ করেছি। এটা একটা আমার প্রাউড এর মানে প্রাউড হওয়ার একটা জায়গা আরকি।
হ্যাঁ। আচ্ছা। হুম, হুম। বেশ খারাপ লাগল শুনে। হুম। একদম এখানে আসলে আপনার একটা অর্জন আছে যে আপনি আসলে নিজের পড়াশোনা করে উম মানে নিজের কিছু অর্জন করে হচ্ছিলো গিয়ে তারপর নিজের পড়াশোনাগুলা আসলে আপনি চালিয়েছেন এবং নিজেকে আসলে সক্ষম করেছেন।
definitely জি, জি, জি।

আম দেখুন ছোটবেলা থেকে বড় হওয়ার পেছনে, মানে বড় হওয়ার পেছনে বলছি। যখন বড় হচ্ছি তখন কিন্তু আমাদের সবসময় পেছনের দিক থেকে একটা ধাক্কা দিত সামনের দিকে এগোনোর ক্ষেত্রে। যেহেতু পড়ছ কারণ তুমি বড় হয়ে ভালো কিছু হতে হবে। ইভেন একটা প্রচলিত কথাই আছে আমাদের ভাষায় সেটা হচ্ছে, "লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে।" তো জি। তো আমাদের ক্ষেত্রে আমাদেরকে বড়ই করা হতো টাকা বানানোর মেশিন হিসেবে। যে পড়াশোনা করবা ভালো আয় করবা। পড়াশোনার মূল উদ্দেশ্য কিন্তু সেটা না। পড়াশোনার মূল উদ্দেশ্য নিজের কৌতূহল মেটানো, চিন্তা ভাবনা করতে পারার শিক্ষা। পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন
হু, হু। একদম। গাড়িঘোড়া চলে সে, হুম। একদম। মানে নিজের জীবনটাকে আসলে সুন্দরভাবে গড়ে তোলার জন্যই আসলে মূলত পড়াশোনা শেখা হয়। একজন মানবিক মানুষ হিসেবে আসলে গড়ে তুলতে। বা নিজেকে প্রতিষ্ঠিত করতে।
জি, জি, জি। হ্যাঁ। একদম ঠিক, জি, জি, জি। তো মূলত হচ্ছে যে আমরা যে চিন্তা করতে পারার ক্ষমতা। ধরু দ একজন কিছু একটা বলল সাথে, সাথে সেটা বিশ্বাস না করে বা সেটাই সেটা দ্বারা প্রভাবিত না হয়ে সে বিষয়টা নিয়ে ভেবে যাচাই-বাচাই করা। এক্সাক্টলি যাচাই-বাচাই করার একমাত্র যাচাই-বাছাই করাই হচ্ছে শিক্ষার একমাত্র উদ্দেশ্য। আপনি যদি critical thinking theory নিয়ে পড়াশোনা করে থাকেন তাহলে দেখবেন, পড়াশোনার education এর উদ্দেশ্য মূলত এইটা। তো চাতুর যে character টা ছিল তখন কিন্তু আমার এই সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। আপনা মা আপনাকে যে মাত্র যেটা বললাম। ওই character এর চিন্তাভাবনাটা এটা ছিল যে সে সবসময় বলত "success এর পেছনে নয় তুমি নিজে ভা ভালো হওয়ার দিকে দৌড়াও। নিজের credibility নিজেকে উন্নত মানুষ হিসেবে তৈরি করো success তোমার পেছনে দৌড়াবে।" এই জায়গাটা আমার যেই আ এতদিন ধরে যে চিন্তাটা ছিল পড়ালেখা করে ভালো চাকরি বাকরি করতে হবে। আমাকে পুরো এই চিন্তাভাবনাটা ধূলিসাৎ করে দিয়ে ওই চিন্তাভাবনার দিকে যেতে প্রলুব্ধ করে।
হুম। হুম, যাচাই-বাছাই করে চিন্তা ভাবনা করা, হুম। জি। হুম। আচ্ছা, আচ্ছা। উম একদম। উহু। আচ্ছা তো সেটা আসলে কীভাবে এবং কখন এই প্রভাবগুলো ফেল মানে ফেলা শুরু করেছে সে সম্পর্কে যদি একটু বলেন।
আচ্ছা হ্যাঁ, অবশ্যই। তো যেটা বলছিলাম যে আমি মুভি দেখার আগ পর্যন্ত আমার মাথার মধ্যে ছিল "পড়াশোনা করার উদ্দেশ্য এটা চাকরি-বাকরি করব। ভালো একটা বাড়ি-গাড়ি করতে হবে। সুন্দর একটা ওয়াইফ থাকবে। এটাই হচ্ছে জীবন।" <chuckles>
হু, হু। মানে এই যে এই চিন্তা ভাবনাটা আসলে পরিবার থেকে বা গতানুগতিক যে চিন্তাভাবনা সেখান থেকে এসেছে, হুম।
পরিবার থেকে জি। গতানুগতিক চিন্তাভাবনা। এক্সাক্টলি ঠিক। মু সমাজ থেকেই মূলত এটা উঠে আসে। তো মুভিটার যখন দেখলাম মুভিটা অনেক আন যদি দেখ দেখে থাকেন বুঝবেন যে অনেক ইমোশনাল একটা মুভি। একই সাথে অনেক intellectual একটা মুভি। তো মুভিতে যখন ওই বাচ্চা হওয়ার যে সিন টা হয়, ওই মুহূর্তে আমির খানের যে ইমোশনটা থাকে বাচ্চা হওয়ার পরে যে প্রফেসরটার তার যে চিন্তাভাবনা যে চেঞ্জটা হয় ওই সময় আমি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম। আমি তখন বুঝতে পারি, "আমি যেইভাবে এ সফলতার পেছনে দৌড়াচ্ছি আমাকে হয়তো একইভাবে suffer করতে হবে। আমি টাকা-পয়সার মালিক হয়তো হব কিন্তু আমি সুখী হব না।" এইটা আমাকে ভীষণভাবে নাড়া দেয়। তখন থেকে মূলত আমার মাথায় এই, এই যে পরিবর্তনের কথাটা বলছি বা প্রভাব ফেলার যে কথাটা বলছি, ওই মুহূর্ত থেকে আমার চিন্তাভাবনার পরিবর্তনটা শুরু হয়। সহজ ছিল না। ১ম, দিকে actually মানে অনেক দোটানায় ছিলাম বাট ধীরে, ধীরে সেটা পরিবর্তিত হয়েছে আরকি।
একদম। জি, জি। এক্সাক্টলি। হু। জি। আচ্ছা। হুম।

<chuckles> থ্যাংক ইউ। এ এইযে এ <chuckles> শুনে ভালো লাগলো আরকি। জি।
একদম। মানে আসলেই মানে বলার জন্য না মানে seriously আপনি আসলে mentally অনেক strong। কারণ এই জায়গায় থাকলে হয়তো অনেকেই দেখা যেত যে মানে আ নিজেকে অ সামলে রাখতে পারতো না। আবার পরিবারের কাছে back করতো। তো এইখানে আসলে আমি একটু জানতে চাচ্ছিলাম যে পরিবারের সাথে পরবর্তীতে যোগাযোগের যে বিষয়টা বা তাদের যে রাগটা ছিল, এটা কি মানে কমেছে বা শিথিল হয়েছে বা এখনো কি পরিবারের সাথে আছেন নাকি?
জি, জি। জি। আ হ্যাঁ। <chuckles> জি, জি, পরিবারের সাথেই আছি। আমি আমাদের বাসার আ ৩ তলাতে আছি। দোতলায় বাবা, নিচতলায় হচ্ছে বড় ভাই। তো এখন সব মিল হয়ে গিয়েছে। আমরা সবাই এখন ভালো আছি। তো যেটা মূলত হয়েছে আমি আ উম বাবার অমতে মূলত ভার্সিটিতে even ভর্তি হয়েছিলাম আরকি। সেই খরচটা বাবা দিয়েছিল। বাট ভর্তি হওয়ার ১ বছরের মাথায় আমার relationship নিয়ে বাসায় গ্যাঞ্জাম হয়। তখন মূলত আমি বাসা থেকে চলে আসি। এবং নিজের পায়ে দাঁড়ানো শুরু করি। এই situation এ পরবর্তীতে মূলত আমার ওয়াইফকে নিয়ে তাদের বেশি প্রবলেম ছিল। আমার যে আমি যে মিউজিক নিয়ে পড়াশোনা করতে চাই সেটা নিয়ে তাদের অত তাদের আপত্তি ছিল। বাট সেটা তারা মেনে নিয়েছিল। বাট যখন ওয়াইফ নিয়ে প্রবলেমটা হয় মূলত তারা তখন সমস্যা করে। আর বিয়ে করার ৪ বছর পরে বাবা অসুস্থ হয়ে যান। তখন মূলত আমার আত্মীয়স্বজনরা আমাকে অনেকটা ধরে বেঁধে emotional blackmail করে আমাকে বাসায় back নিয়ে আসে আরকি। এবং তখন আমি বাবার কাছে অ স্বাভাবিকভাবে মাফ-টাফ চেয়ে নিয়ে এখন আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক যাচ্ছে। বাট ৪ বছর সময় লেগেছিল।
আচ্ছা। আচ্ছা। বাহ! বেশ ভালো। হুম। ওকে। হুম। আচ্ছা। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। আচ্ছা। মানে এখানে আসলে রাগ করাটাও দেখা যায় যে একটু মানে আ মানে বাবা-মার আসলে অধিকারও আছে। যে আপনি এত ছোট বয়সে আসলে বিয়ে করে ফেলেছেন।
না, না, আমিও কিন্তু করতে চাই যাই হোক, সেটা different issue। আমি situation এর শিকার ছিলাম। আমি বলেছিলাম যে, "আমি পড়াশোনা শেষ করি, আমি চাকরি-বাকরি করি। তারপরে বিয়ে করবো।" বাট তারা বললো যে, "না, ঐ মেয়ের সাথে বিয়ে করা যাবে না।" এই আরকি।
হুম, হুম। একদম। হুম, হুম। মানে সব মিলে আসলে পরিবার থেকে একটা মানে আপনি বে ভীষণ আসলে একটা চাপের মধ্যে ছিলেন এবং উম মানে কিছু করার ছিল না। বুঝতে পেরেছি। মানে এইখান থেকেও কিন্তু বোঝা যাচ্ছে আসলেই আপনি অনেক mentally strong একটা মানুষ যেম যেটা বললেন যে পড়াশোনাটা নিজের মতো করে চালিয়েছেন। নিজে নিজে decision নিয়েছেন যে আসলে নিজের যে পছন্দ বা নিজের উপর যেই থাকে না, যে মানে সিদ্ধান্ত নেওয়ার যে জায়গাটা, নিজের কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, কোন সিদ্ধান্তটা নিলে আপনি খুব দ্রুত সহজে এগিয়ে যেতে পারবেন। এবং কাজের জায়গা থেকে যেমন ঐযে কাজ আদায় করে নেওয়ার যে বিষয়গুলো সেটা কিন্তু দেখা যায় যে একদম strong mentality-র মানুষের দ্বারাই কিন্তু সম্ভব। তো সেক্ষেত্রে এইযে পরিবার ছি পরিবারের সাথে যখন আসলে আপনার মেলবন্ধনটা হলো এবং একসাথে থাকছেন। তো আপনার এইযে career নিয়ে বা এইযে এতগুলো প্রভাব আপনার জীবনে পড়েছে, যেভাবে আপনি জীবনযাপন করছেন। তো এইক্ষেত্রে পরিবারের আসলে মতবাদ কি?
আ জি। একদম, একদম। জি। <giggles> থ্যাংক ইউ। জি। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। জি, জি।

জ্বি, আ বই সিনেমা বলার চাইতে যদি ক্যারাক্টার টা বলি, সেক্ষেত্রে যে, পরিচিতিটা আরো ভালো হবে। হুমায়ূন আহমেদের হিমু এবং মিসির আলি, এই যে, ২ টা ক্যারাক্টার ছিল। আমি এদের সাথে নিজেকে <chuckles> জি, জি। নিজেকে ওদের সাথে কম্পেয়ার করার চেষ্টা করতাম। ওদের মূল্যবোধগুলো, নিজের মধ্যে আনার চেষ্টা করতাম। যদিও আমি জানতাম যে, এটা হচ্ছে একটা ফেক ক্যারাক্টার। একটা বাস্তবসম্মত মানুষের সাথে এই ক্যারাক্টার গুলো কোনভাবেই যাবে না। বাট ওদের যে, তীব্র মনোভাবগুলো ছিল, স্ট্রং কিছু ওদের স্ট্যান্স ছিল, যেটা তে আমি অনেক জ্বি, জ্বি, যেগুলোকে আমি অনেক রেসপেক্ট করতাম। ওই চিন্তাভাবনাগুলো এটি লিস্ট নিজের মধ্যে রাখার আমি খুব চেষ্টা করেছি। হ্যাঁ, অন্যায়কে মেনে না নেয়া যে, বিষয় গুলো
হুম, হুম। অবশ্যই। বাহ! বেশ জনপ্রিয়। হুম। হু, হুম। হুম। একদম। হু, হুম। ক্যারাক্টারিস্টিক্স ছিল। হুম। হুম। তো মানে ওই ক্যারাক্টারিস্টিক্স গুলোর মধ্যে আসলে আপনি নিজের ক মধ্যে কি গুল মানে, কি গুণগুলো খুঁজে পেতেন বা থাকে না? এই দিকটা আসলে খুঁজে পেয়েছেন নিজের মধ্যে এবং এগুলো আসলে পরবর্তীতে ইমপ্লিমেন্ট করেছেন?
জ্বী। জ্বি, জ্বি। ম এই, মিসির আলির কাছ থেকে যে, জিনিসটা আমি পেয়েছি, সেটা হচ্ছে ওই যে, লজিক, লজিক্যাল চিন্তা করা। কোনো কিছু বললেই, আপনি সেটা যে, বিশ্বাস করে নিবেন জ্বি, জ্বি, জ্বি। কোনো কিছু বললেই সেটা বিশ্বাস করার কোনো বিষয় নাই। বা আপনি যা জানেন আপনার যে, বিশ্বাস, আপনার যে, লজিক, সেটা দিয়ে সেটাকে ডাইসেক্ট করতে হবে। করে সেখান থেকে একটা কনক্লুশন এ পৌঁছাতে হবে। এটা মিসির আলির কাছ থেকে আমি করেছি। ইভেন আমি সত্যি কথা বলবো, আমি এই জায়গাতে কিছুটা প্রাউড ও ফিল করি। ইভেন আমার যে, কাজ, আমার যে, অফিসিয়াল কাজ, সেখানেও সেই প্রজেক্ট গুলোই আমার কাছে আসে যে, এটা এই প্রজেক্ট গুলো অন্যরা সলভ করতে পারছে না। <chuckles> তো এটা আমার জন্য এটা একটা প্রাউড এর জায়গা জী।
এ জ্বী। হুম। একদম। বেশ চিন্তাশীল একজন মানুষ। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হু, হুম। আচ্ছা, বেশ দারুণ কিন্তু। মানে আপনার মিসির আলির এ চরিত্রের মধ্যে আসলে মানে, চোখের সামনেই সবকিছু দেওয়া আছে। কিন্তু আপনি এদিক ওদিকে না খুঁজে, যেগুলো আসলে আপনার সামনে আছে, সেগুলো দিয়ে লজিক্যালি চিন্তাভাবনা করলেই কিন্তু সবকিছু মিলে যায়। তো মানে এই ক্যারাক্টারিস্টিক্স গুলো আসলে আপনার মধ্যে আপনি খুঁজে পেয়েছেন।
একদম। জ্বী, জ্বী। না, খুঁজে পেয়েছি না। আমি চেষ্টা করেছি ইনস্টিল করার। মানে লজিক্যালি চিন্তাভাবনার যেই জিনিসটা ওখান থেকে এসেছে। আর হিউমার মত হচ্ছে নিজেকে অ্যাডপ্ট করার একটা প্রয়াস। যে, যেখানেই থাকি না কেন? যদি রাস্তায় থাকতে হয়, থাকব। যদি মানে আমার একটা চিন্তা ছিল, আমার ওয়াইফ আমার সাথে এটা নিয়ে রাগারাগি করত আগে যে, যখন টাকা থাকবে আমি রাজের হালে থাকব। যখন টাকা থাকবে না, তখন আমি ফকিরের হালে থাকব। আমার কোনও সমস্যা নাই। হ্যাঁ? তো এ এই হিমুর কাছ থেকে এই কিছু চিন্তাভাবনা, কিছু অ্যাডাপশন এর বিষয় আমার মধ্যে এসেছিল। যদিও সেটা ধরে রাখতে পারিনি, কারণ আমার এখন সন্তান হয়েছে। তাদের জন্য কিছু হলেও টাকা সেভ করতে হচ্ছে। তো এইভাবে আরকি যে, এই মুভি এবং এই ক্যারেক্টার গুলো এবং মোহাম্মদ জাফর ইকবালের কিছু বই, শরৎচন্দ্রের কিছু বই, বঙ্কিমচন্দ্র এদের কিছু বই, সমরেশ মজুমদারের যেই, এই উত্তরাধিকার সেখানে যেই অর্ক নামে যে, ক্যারাক্টার টা ছিল, সেটা; এগুলো সবই আমার জীবনে অনেক প্রভাব রেখেছে আরকি।
হুম, বুঝতে পেরেছি। হু, হুম। আচ্ছা। আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা। বুঝতে পেরেছি। হু, হুম। জ্বি, জ্বি।